আচ্ছা, ইদানিং আমি একটা বেশ না, সমস্যার মধ্যে পড়ে গেছি। দেখা যাচ্ছে যে, আমি আসলে কাউকে এই বিষয়টা বলতেও পারি না, আর নিজের মাঝে কিন্তু আসলে রেখে দিচ্ছি। দেখা যাচ্ছে যে, আমি আ যেখানে আসলে, যখন আসলে ওইখানে যাই, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি একটা মানে লজ্জাবোধ চলে আসে। দেখা যাচ্ছে যে, এটা আসলে জিমের মধ্যে করে থাকি। তো হুট করে, যখন আসলে আমি জিমে ভর্তি হইছি তো, তো হওয়ার পরে ওখানে আসলে যখন যাচ্ছি তো আমার body structure টা একটু চিকন type এর। তো সেখানে গিয়ে যখন আমি আসলে ওই মানে এত gate টা দরজাটা খুলবো, খুলে দেখিতে এতজন মানুষ মানে উভয় লিঙ্গের মানুষ এখানে রয়েছে নারী-পুরুষ সবাই। তো, সেখানে গিয়ে না আমি একটা লজ্জাবোধ করতেছি। তো আ সেখান থেকে আসলে আমি ওই অ্যা জিমের ভিতরে গিয়ে আসলে gym করবো আ মানে আনন্দবোধের যে বিষয়টা, সেটা আসলে আসতেছে না। আমি আসলে একটু ভিতরে, ভিতরে, লজ্জা লাগতেছে যে, ওদের সামনে আবার আমি কিভাবে আসলে মানে gym করবো। এটা নিয়ে না বেশ দোটানার মধ্যে রয়েছে। এখন আমি তো ভর্তি হয়েও গেছি। সেক্ষেত্রে আসলে gym টা বাদ দিব, সেটাও পারতেছি না। কি করা যায়, বলেন তো?
হু, হু। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম, হুম। আচ্ছা। আচ্ছা, বেশ ভালো একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। মানে যেহেতু আসলে জিম এ ভর্তিও হয়ে গেছেন, একটা টাকার লগ্নীর যে বিষয়টা সেটাও করে ফেলেছেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন আসলে যাচ্ছেন আপনি বেশ লজ্জা বোধ করছেন। যেহেতু উভয়বঙ্গের মানে উভয় লিঙ্গের মানুষগুলো আসলে ওখানে আছে। তো সেই ক্ষেত্রে একটু জানতে চাচ্ছিলাম, যে আসলে আপনি মূলত মানে কখন জিম এ যান এবং কখন সবচেয়ে বেশি লজ্জা পান। মানে ওয়ার্কআউট করার সময় নাকি হচ্ছে হলো গিয়ে এই যে normally আসলে ঢোকার সময়টাতে দেখা যায় লজ্জাটা বেশি লাগছে?
হুম, পড়ছি। আসলে আমি যখন যাচ্ছি ওখানে, যাওয়ার পরে gate থেকে কাঁচের gate তো। যখন আসলে ওখানে আমি আ ঢুকতে যাব তো তখনই আসলে আমার একটা মনের মধ্যে অন্যরকম একটা মানে লজ্জাবোধ আসতেছে। আসলে একটা যেটা জিস freely করবো না সেটা না হচ্ছে না। তো গিয়ে আসলে আ এমনও হইছে প্রায় কয়েকদিন আসলে আমি ফিরেও আসছি। মানে ঘুরে চলে আসছি। আসলে ওইখানে ঢুকে যে gym করবো সেটা আসলে করি নাই। না করে চলে আসছি। মানে অন্যরা আমাকে অন্যভাবে তাকাচ্ছে আমার দিকে। দেখা যাচ্ছে যেহেতু আমি একটু লজ্জাবোধ করার কারণটা হলো কি আমার একটু body টা একটু সেরকমভাবে আসলে মানে একটু চিকন type এর। তো তাদা যা যারা ওখানে আসলে ব্যা এ্যা gym করতেছে তারা কিন্তু অনেকটা একটু মানে সুঠাম দেহের অধিকারী। তো তাদের ক্ষেত্রে এ্যা তারা আসলে একটু আমাকে এমন দিকে, এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে আমাকে একটু হয়তোবা মানে আমাকে নিয়ে কিছু বলতেছে বা একটা ব লজ্জাজনক কিছু বলতেছে। তো এইটার ভয় করে আসলে আমার করা হচ্ছে না। gym এ গিয়েও বেশ কয়েকবার ফিরেও আসছি। তো এইটা আসলে solution পাচ্ছি না। কি করা যায় বলেন তো?
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। <smacks lips> আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম। হুম। ওকে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই বিষয়ে আরেকটু জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে আপনার আসলে আ যখন জিম করার সময়টা হয় এবং আপনি যখন জিমে যান তখন আসলে মানুষ আপনার দিকে তাকাচ্ছে নাকি হচ্ছে হলো গিয়ে আপনি মানুষের দিকে তাকিয়ে, তাকিয়ে, নিজে, নিজে, আসলে একটা চিন্তা করছেন। মানে তখন আসলে আপনি মানসিকভাবে কী বোধ করেন?
আসলে আমি ওখানে গিয়ে দেখতেছি যে, মানুষ আমার দিকে তাকাচ্ছে। তো এইটা আসলে আমার কাছে একটু বিভ্রান্তিকর অবস্থা প পড়তেছে। আমি দেখা যাচ্ছে যে, আ উম দেখা যাচ্ছে যে ওখানে গিয়ে আমি আসলে gym টা যে করবো workout করবো সেটা আসলে করার আগেই আমি একটা মানে লজ্জা চলে আসতেছে। ওখানে গিয়ে আবার ফের দেখা যাচ্ছে একটু যদি short আ মানে ওই যে গেঞ্জি-টেঞ্জি পড়ে যদি আ gym করতে নামি, তো সেক্ষেত্রে আসলে বেশ problem মনে হচ্ছে যে তারা একটু দেখে কি ভাববে না ভাববে এই জিনিসটা মাথার মধ্যে খুব আসতেছে। দেখা যাচ্ছে যে, ওখানে গিয়ে আমি আসলে মানসিকভাবে যে আত্মবিশ্বাসটা চলে আসার কথা সেটা আসলে আসতেছে না। আমি শুধু মানুষকে follow করতেছি যে ওরা কিভাবে করতেছে। কিন্তু আমি যখনই করতে যাচ্ছি না তখনই আমার একটা লজ্জাবোধ চলে আসতেছে। তো এই লজ্জাবোধটা আমি কোনভাবে আসলে কাটাতে পারতেছি না। এইটা হলো আমার problem.
হু, হু। হুম, হুম। জি। হুম, জি। হুম, হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। তো সেই ক্ষেত্রে কি আপনি যখন ওয়ার্কআউট টা করছেন, হ্যাঁ তখন আপনার trainer কি আপনাকে ওয়ার্কআউট করতে সাহায্য করছে? বা আপনি কোন যন্ত্র দিয়ে বা যন্ত্র ব্যবহার করে আসলে বেশি ওয়ার্কআউট টা করা হয়? নাকি এমনে normally যে ওয়ার্কআউট গুলো আসলে দেয় ফি মানে free hand যেগুলো সেগুলো করছেন?
আসলে ১ম দিকে তো কোন hard working দেয় না। তো আ ১ম দিকে আসলে একটু basic গুলো করতে দিছে। তো ওই basic গুলো করতে দিয়েই আসলে দেখা যাচ্ছে আমি আ একটু মানে ওই সমস্যাটার সম্মুখীন হচ্ছি আরকি। তো তা বাদে আসলে দেখা যাচ্ছে যে, আমি যতই আসলে করার try করতেছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই লজ্জাবোধটা চলে আসতেছে। মানে আ আমার বন্ধুরা অনেকেই আমি আমার বন্ধুকে বলছি এই বিষয়টা যে আমি তো এরকম, এরকম, problem হচ্ছে রে, কি করতে পারি? তারা বলতেছে যে "লজ্জা করার কিছু নাই। এখানে ঢুকে ব্যায়াম করা শুরু করে দিবি, তোর কাজ তুই করবি।" তো আমি আসলে সেই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু বারবার আসলে জিমের ভিতরে যাই। গিয়ে যখন আসলে start করবো তখনই ওই যে লজ্জা চলে আসতেছে। মানে একটা কি বলবো আরকি ওইটা আসলে খুবই আসলে মানে আমাকে হতাশ করে তুলতেসে। আমি যে আসলে এখন জিম টা কিভাবে করবো। মানে কিছু, কিছু, লোক আছে ব্যা ওইখানকার আসলে যারা gym করতেছে। তারাও আমার দিকে একটু অন্যন মানে ও এমনভাবে তাকাচ্ছে যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে আমাকে আসলে ছোট করতেছে। যে এ আবার gym করতে আসছে, এ আবার কি করবে না করবে এই বিষয়টা। তো আমি আসলে এটা আসলে মানে আমার mind এ লাগতেছে। মানে একটা বিভ্রান্তিকর একটা অবস্থার মধ্যে পড়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে আমি মানে solution চাচ্ছি একটা যে কিভাবে আসলে এটা আমি করতে পারি?
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। ওকে। তো মানে আপনি এই যে লজ্জাবোধটা যে বেশি করছেন বললেন। সেটা কি আসলে উভয় লিঙ্গের মানুষ থাকার কারণে? নাকি বয়স্ক মানুষ মানে আপনার চাইতে আসলে যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা একটু বয়সে বড় বা বয়সে ছোট এরকম মানুষের জন্য আসলে আপনার এই যে বিব্রতকর একটা অবস্থা যেটা হচ্ছে সেটা কারণ? অথবা এই যে ধরেন যে আপনি কি মূলত এই যে জিম এ গেলে কি লজ্জাবোধটা বেশি করছেন? নাকি এই যে থাকে না যে অন্যান্য জায়গাতেও তো যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি অন্যদের সামনেও কি আপনি লজ্জাবোধটা করছেন বা আম নাকি আনন্দ করছেন সেই বিষয়টা যদি একটু বলেন?
আসলে আ আমি অন্য জায়গায় যখন আসলে চলাফেরা করতেছি তখন কিন্তু আমার তেমন একটা problem হচ্ছে না। তখন দেখা যাচ্ছে যে, আমি কিন্তু freely সবকিছু করতে পারতেছি। দেখা যাচ্ছে কোন সমস্যা হচ্ছে না। যেহেতু আর gym gym-এ যখন যাচ্ছি তখন কিন্তু আমাকে কিন্তু দেখা যাচ্ছে একটু হালকা পোশাক পড়ে তখন কিন্তু আমাকে আসলে ওই gym এর মধ্যে যাইতে হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার আ body structure আ মানে উম বডি স্ট্রাকচারযা স্ট্রাটচার মানে structure যখন আসলে দেখতেছে মানুষ তখন কিন্তু আমার মাঝে একটা লজ্জাবোধ চলে আসতেছে যে "ওরা আবার কি ভাববে রে? আমি তো এখানে আসলে আসছি" আ মানে আমি আসলে হইছে কি আমি এখানে আসলে শক্তিটা energy মানে শক্তিটা যাতে আমার শরীরে বেশি থাকে সেক্ষেত্রে আমি এখানে আসলে gym করতে আসছি। পরবর্তীতে শক্তি যখন আসলে ঠিকঠাক হবে তখন আমি কি করব একটু মানে মানে, muscle যাতে আসলে একটু বৃদ্ধি পায় সেটা জন্য আসলে করব। কিন্তু আমি তো first এই শুরু করতে পারতেছি না। এখান তো লজ্জাবোধ চলে আসতেছে। মানুষের বিষয়গুলো আসলে ভাব কি করা যায় যে বলেন তো এই বিষয়টা আমি আসলে ব কোনভাবে আসলে মানে কাটিয়ে তুলতে উঠতে পারতেছি না আরকি।
হুম, হুম। <clicks tongue> আচ্ছা। আচ্ছা। ওকে। ওকে। হু, হু। হু, হু। হুম। বুঝতে পেরেছি। আসলে <clicks tongue> আপনি মূলত, মানে আত্মবিশ্বাসের যে জায়গাটা সেটা আসলে বেশ আপনার অভাব রয়েছে, হ্যাঁ? আপনি হচ্ছে মানে যেটা বললেন যে আপনি বারবার বলছেন যে আপনি আসলে একটু শারীরিকভাবে আ শুকনা টাইপের, হুম? বা হচ্ছে হলো গিয়ে একটু থাকে না যে অ সবাই যেরকম সুঠাম দেহের অধিকারী আপনি তাদের থেকে একটু তুলনায় কম, হ্যাঁ? তো সেইক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আপনার মাথার মধ্যে একদম সেট হয়ে গেছে যে আপনি আসলে সবার থেকে একটুখানি আ কম বা হচ্ছে হলো গিয়ে একটু কম healthy, হ্যাঁ? তো এই যে এই জিনিসটা আপনি মাথার মধ্যে এমনভাবে সেট করেছেন, যেটা আসলে আপনার আত্মবিশ্বাসটা বাড়াতে অনেকটা আসলে <swallows> দেখা যায় বাধা দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এইসব চিন্তাভাবনা একদম মাথার মধ্যে ছেড়ে দেন। যে এইসব চিন্তাভাবনা একদম করা যাবে না। যেহেতু আসলে ওখানে আপনি একটা টাকা লগ্নি করে ফেলেছেন এবং হচ্ছে আপনি সেখানে জিম করার জন্য ভর্তি হয়েছেন এবং আপনি চা মূলত চাচ্ছেনই যে শারীরিকভাবে একটু সুস্থ থাকতে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনার main focus কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকার উপরই উ মানে নজর দেওয়া উচিত বিশেষ করে। তো সেক্ষেত্রে আপনি ওইটার উপর নজর দিতে পারেন। আর যদি, যেটা বলছেন যে আসলে উভয় লিঙ্গের মানুষরা আসলে ওখানে সবচেয়ে বেশি থাকে এবং অন্যান্য জায়গায় কিন্তু আপনি যখন যাচ্ছেন আপনি কিন্তু বেশ আনন্দবোধ করেন এবং স্বাচ্ছন্দ্যে কিন্তু সবার সাথে কথা বলছেন, চলাফেরা করছেন। তো আপনি কিন্তু মানে জিমে মূলত দেখা যায় কি মানে shift থাকে, হ্যাঁ? তো সেইক্ষেত্রে দেখা যায় যে আম স মানে উভয় লিঙ্গের মানুষও জিম করছে বা হচ্ছে হলো গিয়ে
হ্যাঁ। জি। হ্যাঁ। জি, জি। হ্যা।
কখনো ছেলেরা জিম করছে, কখনো মেয়েরা জিম করছে, এরকম কিন্তু shift থাকে। তো সেক্ষেত্রে আপনি আপনার shift টা change কর করে ফেলতে পারেন। যেহেতু আসলে আপনি একদমই শুরু করতে পারছেন না। নিজের মধ্যে লজ্জাটাকে কাটিয়ে উঠতে পারছেন না, হ্যাঁ? এবং আপনার যে trainer আছে trainer কে বলবেন যে আপনাকে একটুখানি বিষয় নিয়ে guide করার, যাতে হচ্ছে হলো গিয়ে আপনার শুরুটা অনেক বেশি সহজ হয়ে যায়। যেটা বললেন যে একদম শুরুর দিকে আসলে শুরু করতে চাচ্ছেন অথচ তো পারছেন না। তো আপনার হয়তো যে আপনার যে guider যে guide করে আপনাকে সে মনে হয় আপনাকে ভালো ভাবে guide করছে না বা সে অন্য কাজে ব্যস্ত আছে। তো এই বিষয়গুলোকে আপনি একটু চিন্তাভাবনা করে দেখেছেন?
হ্যা। হ্যাঁ, এই বিষয়টা আসলে আমি চিন্তা-ভাবনা করেছিলাম। আ দেখা যাচ্ছে যে আমি শিফটটা যখন আসলে ভাগ করতে চাচ্ছি বা একটু পিছায় নিতে চাচ্ছি, তখনও ওই সে সেম শিফটটায় আসলে ওই নারী-পুরুষ আ মানে ২ জনের ২ উভয় লিঙ্গই কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে কী, দেখা যাচ্ছে যে আ মানে ওদের প্রত্যেকটা শিফটে মানে একেকজন তাদের সময় ইচ্ছামতো করে আসলে বেছে নিয়ে তারা কিন্তু এই কাজগুলো করে আরকি। দেখা যাচ্ছে যে কারো সময় এই সময়, কারো সময় বিকেলে, কারো সময় সকালে। তো এই যে এই সমস্যাটার কারণে প্রত্যেকটা শিফটে তাদের আ নারী-পুরুষ থাকতেসে। তো সেক্ষেত্রে আমি আসলে পিছাইলেও সেম টাকা আস মানে তাদের সাথেই পড়তেসে। তো এটা আসলে আমি আসলে চেঞ্জ করতে পারব না। তাদের রুলস এইটা। এখন কী করব? এখানেও একটা বেশ অ্যা মানে খারাপ একটা পরিস্থিতির মধ্যে রয়েছি। তবে আপনি আ বললেন যে আসলে যেহেতু অন্য জায়গায় আসলে ফিট থাকি, এখানেও আসলে ফিট থাকার মানে আমি ট্রেইনারের সাথে আসলে কথা বলে ট্রেইনার যাতে আসলে আমাকে যেইভাবে আসলে আ ট্রেইন করে, সেভাবে করি। তাদের দিকে মানে খেয়াল না দেই। এটা আসলে অবশ্য করি নাই কখনো। তো আমি এটা আসলে আপনার কথাটা নিলাম। রে দেখা যাচ্ছে এটাতে আসলে ফোকাসটা আমি অ্যা মানে আমার কাজের মধ্যে, জিমের মধ্যে দিব। কিন্তু আমার ওই যে শিফটিং-এর যে বিষয়টা বললাম যে আসলে আ ওইটা কীভাবে করা ম্যানেজ করা যেতে পারে যদি একটু বলতেন আমাকে।
হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। উম জি। হু, হু। আচ্ছা তো সেই অনুসারে যদি আপনি shifting টা করতে চাচ্ছেন সেটা হচ্ছে হলো গে আপনি আপনার সুবিধামত যখন ধরেন যে, যে, সময়টাতে আসলে মেয়েদের সংখ্যাটা একটু কম থাকে, মানে আপনি যে, trainer আছে বা আপনার যে জিমের যারা আসলে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে একটু কথা বলে নিতে পারেন যখন আসলে মেয়েরা একটু কম থাকে বা হচ্ছে লেগে থাকে না যে, সব shift এ কিন্তু সবসময় মানুষ বেশি থাকে না একদম কম থাকে। তো কোন shift এ আসলে মানুষটা কম থাকে সেই shift টা কিন্তু আপনি নিতে পারেন চাইলে এবং যেটা বললেন যে আপনার আসলে বেশ দ্বিধা লাগছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার বন্ধুকেও কিন্তু আপ আপনার সাথে যুক্ত করতে পারেন। মানে একজন বন্ধু থাকলে হয়তো বিষয়টা অত বেশি effected নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ছোট group এর মতো করতে পারেন। <smacks lips> লাইক আপনার সমবয়সী যারা আছেন তাদের সাথে একটু ভালো ভাবে সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করতে পারেন, কথা বলতে পারেন বা আপনার যারা school college এর friend আছে যারা আপনাকে ছোটবেলা থেকে চিনে তাদেরকেও কিন্তু আপনি অনেকটা inspire করে আপনার সাথে কিন্তু যুক্ত করতে পারেন। দেখা যায় যে ৩-৪ জন একসাথে থাকলে জিম করতে গেলে কিন্তু ওই লজ্জাবোধটা কিন্তু আপনার মধ্যে আর ততটা কাজ করবে না এবং trainer আপনাকে যেভাবে আ train করবে মূলত সেটার উপর focus থাকলে বিষয়টা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং নিজেকে আসলে আ ছোট মনে করবেন না। আপনি আসলে নিজেকে অনেক বেশি ছোট মনে করছেন বা তাদের থেকে আসলে তুলনায় কম মনে করছেন হয়তো। এটার জন্য আপনাকে বেশি effected করছে। আশা করি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।
হ্যা। হ্যা। জি। হ্যা। হুম আসলেই হ্যাঁ। আসলে আ এটা বিষয় অ কখনো ভেবে দেখিনি যে, ওই যে বন্ধুদের সাথে আসলে তাদের সাথে একটা grouping করে যে বিষয়টা। আসলে আমার বন্ধুরা অন্য gym এর মধ্যে আসলে involve আছে তো। তো, সে কারণে তাই ওখানে যাওয়া হয়নি। তো, আ এই বিষয়টা আসলে আমার কাছে ভালো লাগলো। এই advice টা ভালো লাগলো। যে একটা বন্ধু বা দেখা যাচ্ছে একটা group তৈরি করে যদি করা যায় সেক্ষেত্রে আমার লজ্জাবোধটা আসলে কাজে ল মানে কাজ করবে না। তো এই সুন্দর একটা advice আমি পেলাম। এটার জন্য আসলে আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।
উম জি। হু, হু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার সমস্যা থেকে আপনি খুব দ্রুত আসলে সমাধানের মধ্যে চলে আসবেন। উম ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।